হ্যালো।
হ্যালো। কেমন আছেন?
আ জ্বি ধন্যবাদ। আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
উম হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। শারীরিক ভাবে ভালো আছি। মনটা একটু খারাপ। আহ চলছে। আপনার দিন কেমন গেল?
আচ্ছা। জ্বি, আমার দিন আসলে চমৎকার গিয়েছে। আমার বেশিরভাগ দিনই চমৎকার যায়। আ কারণ আমি আসলে মানে খারাপ সময়গুলোতে আসলে নিজেকে বোঝাই যে, না আমি অনেক ভালো আছি। আ তো <scoffs> যাই হোক জ্বি।
জি। আচ্ছা। হুম, হুম, হুম। তো হচ্ছে এই তো আসলে আ এই মানে এইভাবেই আম আমার দিন আমার আজ আমি আজকে ছুটি নিয়েছি অফিস থেকে। আজকে যাইনি অফিসে। আমার ছোট ভাইটার খুব জ্বর। ওকে নিয়ে আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ওর ৪-৫ দিন ধরে অনেক জ্বর। একশো চার, নামলে ১০০।
আপনার দিন কেমন গেল? উম-হুম। হুম আচ্ছা, আচ্ছা। উম-হুম। এখন চারপাশে আসলে এইটার সংখ্যা আসলে জ্বরের সংখ্যা অনেক বেশি। খুব সতর্ক থাকতে হবে।
হুম। ও হঠাৎ করে ওর প্রেশারটা ফল করে গিয়েছে। ৪০-৮০ হয়ে গিয়েছে।

তো ঐটা উম লাগিয়েছিল। আমি অনেক বছর খুব ভালো ছিলাম, ঠিক আছে। না আমি যখন আম অ্যা একাদশ শ্রেণীতে পড়ি বা দ্বাদশ শ্রেণীতে মনে হয় সম্ভবত, তখন ওই যে ইন্টারমিডিয়েট এ তো অনেক লেখা, অনেক লেখা। ২ টা করে সাবজেক্ট অনেক লিখতে হয়। তো তখন আমার আমি লিখতে পারতাম না। আমি অনেক স্পিড এ যখন লিখতাম আমার হাত আস্তে করে অবশ হয়ে আসত। আমার হাত টেনে, মনে হচ্ছে ভেইন গুলা, রগগুলা আমার হাত টেনে ধরে রাখছে এরকম। তখন আমি ডাক্তার দেখালাম আবার, পঙ্গুতে। তখন বলল যে "এইটা জ তখন যে ট্রিটমেন্ট টা করা হয়েছিল আসলে প্রপার ট্রিটমেন্ট হয় নাই। এখন আবার যদি এটা করতে যাই এই জয়েন্ট টাকে অপারেশন করে খুলে আবার লাগাতে হবে।"
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম। হুম, হুম. ঠিক। হুম। হুম। হুম। ও আচ্ছা, আচ্ছা! বুঝতে পেরেছি। হুম, হুম। জ্বি। হুম, হুম। হুম, হুম। আচ্ছা! ওকে।
তো আমি বললাম যে, "না আমি এটা করতে চাচ্ছি না।" তখন বললো যে, "আমাকে এক্সারসাইজ এর মধ্যে যাইতে থাকতে হবে।" তো আমাকে একটা বল দিয়েছে, স্পঞ্জ এর ওইটাকে পাম্প করতে হবে সারাদিন যাতে নার্ভ গুলো এক একটিভ থাকে।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। সেটাই। হুম সেটাই।